না। আসলে আমার কাছে কি? আমার যে আশেপাশের মানুষ আছে, কিংবা আ যো বলতে পারেন যে, সোশ্যাল মিডিয়ায় আসলে আমি গোস্ট টাইপের ইউজার। আমি দেখি শুনি কিন্তু হ্যাঁ, মানে আমি একটু ওই ব্যাপারগুলো থেকে দূরে থাকতে পছন্দ করি। কারণ দেখবেন এমন হওয়া হয় যে, খুবই কিছু নেতিবাচক একটা জিনিস আমি দেখলাম। হয়তোবা জিনিসটা আমার ভাল লাগলো না। তো ওই জিনিসটা হয়তোবা আমার মাথায় থাকবে, জিনিসটা ঘুরতে থাকবে। আমি কোনো কারণে আপসেট হব। কিংবা ওই জিনিসটা আসলে, তো আমার কথা হচ্ছে, "তুমি যেখানেই যাও। ট্রাই করো পজিটিভ জিনিসগুলো নেওয়ার জন্য। সেটা যেখান থেকেই হোক আর যে, জিনিসটাই হোক।" আর আমাদের আশেপাশে দেখবেন, এখন মানুষ না? খুব নেগেটিভ। আপনারা ভালো কিছু করলেও, সেই জিনিসটা থেকে তারা খুত বের করবে কিংবা হুম, হুম।
ঘোস্ট ইউসার বাহ! <chuckles> আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আসলেই। একটু বিষাক্ত পরিবেশ চারপাশে বিরাজমান। অ্যা এটা সত্যিকার। তবে এই যে, বিষাক্ত পরিবেশটা দে মানে, আপনার খাবারের স্বাদে যদি দূর হয়ে যায়, তাহলে তো ভালোই হইতো। তাই না? <chuckles> মানুষকে খাওয়ালে কিন্তু একটা দেখা গেছে যে, প্রথমেই
হ্যাঁ। তো যারা আছে আশেপাশে তারা খাচ্ছে, তারা খুব মজা পাচ্ছে কিংবা তারা এটা নিয়ে অ্যাপ্রিশিয়েট করছে, আমি তাতেই খুশি।
<chuckles> বেশ ভালো, বেশ ভালো। এমনিতে আ মানে পরীক্ষা-নিরীক্ষাগুলা কিভাবে চালান? এমন কখন হয়েছে যে, পরীক্ষা চালাইতে গিয়ে খাবারটা একদমই এমন খাবার হয়ে গেছে যে, আর কেউ তো খাইতেই পারে নাই, আপনিও খাইতে পারেন নাই?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এরকম আছে। অ্যা কি জানি? 1st হচ্ছে গিয়ে চিলি ওয়েজেস দেখছিলাম। মানে অ নরমালি ওয়েজেস যেটা করে, ওটা করার পরে নাগা টাইপ এর কিছু একটা ফিউশন করতে চাইসে। তো করার পরে যেটা হচ্ছে মানে, এত বেশি ঝাল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আ হ্যাঁ, আমি নিজেই মুখে দিতে পারি নাই। লিটারেলি পুরাটাই ওয়েস্ট। আমার এত মন খারাপ হচ্ছে। পরে ভাব "আচ্ছা থাক সমস্যা নাই। এরকম তো হয়, রান্না করতে গেলে কত কিছুই নষ্ট হয়। ব্যাপার না, ব্যাপার না" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে শেষ।" এরপরে আরেকবার করছি, 1st টাইম যখন রসমালাই বানাইছি বাসায়, এত সুন্দর হয়েছে রসমাল দেখতে
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ইস! মানে নাগা মরিচ দিয়ে তৈরি করেছেন, না? <chuckles> ইস! হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। রসমালাইও বানাইতে পারেন? ওরে বাবা! <chuckles> কি কাজ করলেন আপনি? অনেক ভালো লাগলো আসলে শুনে। হ্যাঁ, হ্যাঁ।
অ্যা হ্যাঁ। এ বানাইছি। আ পরবর্তীতে সে রসমালাই খাবে। তো খেতে গিয়ে দেখে যে, রসমালাইর যে, মিষ্টি, এত বেশি শক্ত হয়ে গেছে। মানে পুরোটাই পারফেক্ট, সিরা-টিরা বলতেছে খুব মজা হয়েছে। রসমালাইর যে, ঝোলটা থাকে, আসলে আমরা রস যেটাকে বলি। এটা খুবই পারফেক্ট হইছে, দোকানের মতো। কিন্তু র আ মিষ্টিটাই পুরোটা একদম শক্ত হয়ে গেছে। এরপরে আরো একবার ট্রাই করছি, হয়নাই। আমার হাতে মিষ্টি জিনিস কেন জানি হয় না। তারপর থেকে "ঠিক আসে, আচ্ছা ঠিক আছে বাদ। আর মিষ্টি বানাবো না।"
হু, হুম। যাক। হুম।